জ্বী। এটা কিন্তু আসলেও চ ঠিক বলেছেন। কারণ আস্তে, আস্তে তো শিশুরা খুবই আসলে আম স্ক্রিন টাইম এর প্রতি আসলে খুব আসক্ত মানে দেখা যাচ্ছে, খুবই আসলে আসক্ত হয়ে যাচ্ছে, যেটা কিনা একদমই ভালো না। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে, স্ক্রিন টাইম টা আসলে কিভাবে করে, আ মানে বিবেচনা করা উচিত? যে, কোন বয়সী শিশু আসলে, কতটুকু স্ক্রিন টাইম আসলে পাওয়া উচিত সেটা আপনি যদি একটু বলতেন?
হু, হুম। জি, জি। অ্যা আসলে বিষয় কি জানেন তো? আ আ আমার মতামত যদি নেন, তাহলে ১ টা বিষয়। আর এমনি প্রফেশনাল যারা পেশাদাররা বলে যে, বর্তমান যুগে যেহেতু বর্তমান যুগটা প্রযুক্তির যুগ, স্ক্রিন ছাড়া তো চলতে পারবে না। তো তাদেরও দরকার আছে, হ্যাঁ? তাদেরও দরকার আছে যে, ১ ঘণ্টা হইলো বা আধা ঘন্টা হইলো বা ১০ মিনিট হইলো, যেন মানে অন্তত পরিচয়টা হয় তাদের। যে, ফোন কি করে, কম্পিউটার কি করে, হ্যাঁ, ট্যাবলেট, হ্যাঁ, হ্যাঁ, অল্প, অল্প করে, একদমই অল্প, অল্প করে। তবে আমার কাছে মনে হয় কি? যে, মানে, আমরা যেরকম আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা যে, এরকম স্মার্টফোন, কম্পি এগুলো কি পাইছি? পাইনি। আমরা কিন্তু সেই যেমন, আমার, আমার কম্পিউটার ফার্স্ট আমি কিনি হচ্ছে, ইউনিভার্সিটি লাইফে, অ্যা সেকেন্ডে, এও সেকেন্ড ইয়ার এ। এর আগে আমি কোনদিন কম্পি
হুম। জ্বী। চলতে পারছে না। তা তো অবশ্যই। হুম। অল্প, অল্প করে, জি, তা তো অবশ্যই। হুম। না, একদমই তো না। জি। আচ্ছা। আচ্ছা, এই যে, আপনি, আপনি যেরকম বললেন যে, আগের যুগে আম কিংবা আগের সময়টাতে কিন্তু অনেক দেরিতে, দেরিতে আসলে স্ক্রিন টাইম এর সাথে পরিচয় হয়েছে, হুম? তো সেক্ষেত্রে তো ভালোমতোই আসলে বিকাশ হয়েছে এ সেই যুগের মানুষের। তো আপনার কাছে কি মনে হয় যে, এই যে, এখনকার বাচ্চারা, হ্যাঁ? ১ বছরের নিচে যে, শিশুগুলো রয়েছে, তারা কি একেবারে স্ক্রিন থেকে দূরে রাখা উচিত তাদেরকে? নাকি আসলে কিভাবেই আসলে এটা আপনি বিবেচনা করবেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সত্যি। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, যেমন আমি আমার আমার যে, আমার ঘরে তো বললাম যে ২, ২ ধরনের বাচ্চা আছে। একটা একেবারে ছোট, আরেকটা ১২ বছর বয়স। তো ১২ বছর য বয়স হচ্ছে যেটা, ও হচ্ছে যে ওর বা ওর ইস্কুল থেকেই ওর অনেক কাজ দেয়। যেমন ওর কয়েকদিন আগে, ওকে টাইপিং শিখতে বলসে। Microsoft Excel এর কা Excel এর কাজ শিখতে বলসে। কি জানি? একটা এরকম লিস্ট ও করতে বলসে। ঠিক আসে? তো এগুলা, এগুলা আমি বলব যে, এগুলা স্ক্রিন টাইম হিসেবে ধরা যেতে পারে। কিন্তু এগলারে চাইলে মানে শিক্ষা ও ধ মানে এগুলোরে, এগুলোই আসলে শিখানো উচিত। আস যদি কম্পিউটার বা যদি মোবাইলের কিছু শিখাইতে হয়, তাহলে এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখানো উচিত।
জি। বাচ্চা আছে। জি। হুম। ও! আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হুম। এও ধরা উচিৎ। জি। জি। দিতেই হয়। হুম। এটা কিন্তু চমৎকার বললেন যে, আসলে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল যে নোলেজ গুলো, সেগুলো যদি স্কুল থেকে বলে দেয় যে, "এভাবে, এভাবে করে করো।" তাহলে কিন্তু আসলে বেশ ভালোই হয়। বরং যে কনটেন্ট গুলা দেখে বাচ্চার মস্তিষ্ক খুবই অশান্ত হয়ে যাচ্ছে, সেগুলোর বদলে। তো আপনার কাছে কি মনে হয় যে, বাবা-মা কাজের ব্যস্ততার কারণে, শিশুরা কি আসলে বেশিরভাগ, আসলে দেখাচ্ছে স্ক্রিন টাইম এর দিকে ঝুঁকে পড়ছে?
হুম, হুম, একদম। হ্যাঁ। সত্যি কথা। না। যদি আজকে দোষ দিয়ে লাভ নেই। আসলে কি? এমন বাবা-মা দেখেছি যে কাজ আ করে, চাকরিজীবী। কিন্তু ২ জনেই বাচ্চাকে এত ভালোভাবে মানুষ করেছে। আবার এমনও দেখেছি যে, মা সারাদিন ঘরে থাকে, কাজ করে কিন্তু, বাচ্চা ভালো অ ওরকম ভালো না। তো ওইটা আসলে কাজকে দোষ দিয়ে লাভ নেই। আমি বলব যে, এটা ওই বাবা-মায়ের দায়িত্বটা হচ্ছে মেইন যে, তারা কতটুকু আসলে তার সন্তানকে ভালোবাসে। সবাই তো ভালোবাসে, ঠিক আছে, ওটার হিসাব আলাদা, এটা আমি হয়তো একটু ভুল বলেছি। কিন্তু মানে এব খেয়াল রাখে কতটুকু, এটা হচ্ছে এখানে বিষয়। খেয়াল রাখাটা, বাচ্চার খেয়ালটা হ্যাঁ।
হুম। হুম। জি। তারপর আসলে বাচ্চা আহ হুম, মানুষ হয়নি। উম জি। তাইতো। হুম, হুম। আচ্ছা। না তা তো অবশ্যই। ঠিক বলেছেন। হুম, আচ্ছা। সেক্ষেত্রে জি। না, এটা আপনি এখন একদম চমৎকার বলেছেন যে আসলে বাচ্চা, অনেকে দেখা যাচ্ছে যে কর্মজীবী, বাবা-মা থাকা সত্ত্বেও অনেক ভালো মত মানুষের মত মানুষ হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে বাবা-মা দু জনই বাসায় আছে। তারপরেও আসলে মানুষ হচ্ছে না, এটা একদম ঠিক। তো আপনার কাছে কি মনে হয় যে, শিশুর বয়স অনুযায়ী স্ক্রিন টাইম টা কি সিন সিমাটা, সেটা কি আলাদা হওয়া উচিত?

হ্যাঁ, হ্যাঁ এ এ মানে একদম অবশ্যই। বয়স অনুযায়ী তো স্ক্রিন টাইমটা রাখবে। তাই না? এখন আমি মনে করি কি জানেন তো যেই ছেলে বা যেই মেয়েটা ছোটবেলা থেকে মানে স্ক্রিন টাইমটা ওর কন্ট্রোল ছিল ওর বাবা-মা দ্বারা।
আচ্ছা। হুম। কন্ট্রোল ছিল, জি। উম
হ্যাঁ, তারা তাদেরকে ১৮ বছর যখন তারা হবে তখন তাদেরকে আর বলার কিছু নাই। যে তোমার যা ইচ্ছা তুমি তা করো। তোমাকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। আর যারা মনে করেন ছোটবেলা থেকেই মোবাইল চালিয়ে বড় হয়েছে। ঐদিন তো একটা বাচ্চা দেখলাম কি ওর হাতে থেকে মোবাইলটা নেওয়াতে ও যে কি চিল্লাচিল্লি শুরু করছে অথচ একবারে বাচ্চা মেয়ে। একবারে বাচ্চা আরকি মানে হয়তো হবে ৬-৭ বছর।
উম আচ্ছা। তাই করতে পারো, জি। আহ! জি। উম আচ্ছা, জি। এটাই আসলে যে এত ছোট, ছোট বাচ্চারা আসলে জি ৬-৭ বছর তো তারপরও ধরেন বড়। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে একদম ছোট। ১ বছরের বাচ্চা থেকে শুরু করেন করে কিন্তু তারা বুঝে গিয়েছে যে ফোনটা কি। ফোনটা যে তাদের দেখতে হবে, তাদেরকে আসলে tantrum দিতে হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই ছড়িয়ে পড়ছে। যেটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো ভবিষ্যতে জি।
হ্যাঁ। হ্যাঁ। এইটা। <chuckles> হ্যাঁ। আর সবচেয়ে হ্যাঁ। সবচেয়ে দুঃখজনক কোনটা জানেন তো? মানে মানুষ হিসেবে আমাদের মস্তিষ্কটা মানে দিন, দিন অবনিত অবনত হচ্ছে। কারণ এই যে বাচ্চা ছেলেমেয়েদের মস্তিষ্কটার মনোযোগ নষ্ট করে দিচ্ছে। অথচ
জি। হুম। একদম। উ হুম।
অন্যদিকে কিন্তু আমরা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতেছি মানুষ, তাই না?
জি, তা তো অবশ্যই। জি।
চিন্তা করেন তো বিষয়টা এটা কেমন দাঁড়াইল বিষয়টা যে পৃথিবীর সব মানুষ আস্তে, আস্তে বোকা হয়ে যাচ্ছে। আর অন্য একটা জিনিস আস্তে, আস্তে
হুম। জি। অনেক শক্তিশালী হয়ে উঠছে। উম
বেশি চালাক। হ্যাঁ অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। তো যে ব্যক্তিটা এই শক্তিশালী জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে সেই তো এই বোকা সব ব্যক্তিকে কন্ট্রোল করবে। নাকি ভুল বললাম?
জি। কন্ট্রোল করতে পারবে না। একদম আসলে এদিক থেকে আপনি চমৎকার বলেছেন। তো আপনার কি মনে হচ্ছে যে প্রযুক্তি যুগের যে বাস্তব খেলাধুলা শেখানোর যে ব্যাপারগুলো রয়েছে সেটা আসলে কতটুকু গুরুত্ব বু পূর্ণ বলে আপনি মনে করছেন? কারণ দেখা যাচ্ছে যেমনটা আপনি বললেন, AI এর কথা। আম আগে তো আসলে দেখা যাচ্ছিল বাচ্চারা আসলে গেম খেলেও খুব satisfied থাকতো। বা যেকোনো বয়সের বা মানে মানুষরা। এখন কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সময় তারা AI এর পেছনে দিচ্ছে। হ্যাঁ? তো আপনার কাছে এ ব্যাপারে কি মতামত রয়েছে? জানতে চাচ্ছিলাম।
হ্যাঁ। উহু। হ্যাঁ। উহু। উম জি, জি। আমার কাছে তো মনে হয় যে গেম, গেম বলতে কি অ আপনার ওই ইনডোর গেম আর আউটডোর গেম মোবাইলের গেম আর যেই গেমই হোক সব গেমেই কিন্তু মানে গেম জিনিসটা এটা কিন্তু আপনার মাথার মস্তিষ্কের মানে ক্ষমতা বাড়ায়। অঙ্ক করার ক্ষমতা বলেন, বুঝার ক্ষমতা বলেন। মানে সবকিছুই বাড়ায়। কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে হ্যাঁ, বাস সবচেয়ে ভালো খেলা হচ্ছে আপনার এই যে অ আউটডোর যে খেলাগুলা। অ্যাউ কেউ ক্রিকেট, ফুটবল এগুলা পুরা শরীরের একটা অন্যরকম শক্তি দেয়। ঠিক আছে? ইনডোর গেমগুলা এই ক্যারাম-ট্যারম যেইগুলা এগুলোতে আপনার ওই কানেকশনটা ভালো হ্যাঁ, বোর্ড গেম এগুলাও মানুষের সাথে ভালো খে মানে একটা কানেকশন তৈরি করে। আর অনলাইনের গেমের সমস্যাটা কোথায় জানেন তো? যে স্ক্রিনটা থেকে যে আলোটা আসতেছে ওই আলোটা চোখের মধ্যে পড়লে ঐ চোখের মধ্যে কিছু বিক্রিয়া ঘটে।
হুম। হুম। জি। হ্যাঁ। জি। বাস্তব খেলাগুলো। জি। একদম, জি। হুম। সেগুলো জি, বোর্ড গেম যেগুলো আসলে। উম একদম। হুম। মানে দীর্ঘ সময় আসলে, জি।